হ্যাঁ, এক্সাক্টলি কারণ আমাদের
বা অনেক ক্ষেত্রে আমরা নিজেরাও বুঝতে পারি না আমি আসলে কি পছন্দ করি না করি। কারণ আ এনভায়রনমেন্টটা ওরকম আমাকে সুযোগ দেয় না যে যেমন ভার্সিটি তে ওঠার শুরুতে আমি আসলে জানতাম না কোন সাবজেক্ট পড়তে গেলে কি, কি ফেস করতে হবে বা কি নিয়ে পড়া লাগবে এগুলো নিয়ে খুব কমই নলেজ ছিল। তো তারপরেও এর বাইরেও যদি পছন্দের কাজ বলেন আ ধরেন আমাদের অনেক শখের কাজ থাকে। অ হ্যাঁ যেমন আমার ইচ্ছা ছিল আমি কিছু মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট শিখব। কিন্তু আসলে হ্যাঁ, কিন্তু আ মূল সমস্যায় যেটা পড়ছি না শেখা হয় নাই। আমি হলো বাঁশি বাজানো শুরু শুরু করছিলাম। কিন্তু আমাদের যে মানে প্রতিবেশীরা ছিল তারা আসলেই এই আওয়াজটা আসলে নিতে চাচ্ছিল না।
হ্যাঁ। হু-হু। জ্বী। হ্যাঁ। জ্বি। অবশ্যই, অবশ্যই। হুম। <smacks lips> আচ্ছা, আচ্ছা। শেখা হয়নি আর? ওয়াও! আচ্ছা। আচ্ছা, আচ্ছা। এটা কি তারা পছন্দ করত না সাউন্ড নাকি আসলে সুর এর জন্য?
তো যার জন্য এটা